চিন্তা করে দেখুন যে আপ আমরা খুব সুন্দর, সুন্দর উদাহরণ দিয়েছেন কিন্তু। সব অ মানে সবার আগে এটা বলতে চাই আপনাকে। আ আপনার খুবই, খুবই ধন্যবাদ। অ্যা আপনার সে কথা বলে খুবই ভাল লাগলো। কিন্তু তাছাড়াও মনে হয় আম টেকনোলজি জন্য মানুষরা জীবনে অনেক, অনেক, আগিয়ে গেছেস আ আগিয়ে গেছে এবং অ অনেক কিছু বদলিয়ে আসছে জীবনে, ভালোর দিকে অবশ্যই। তো যেহেতু টেকনোলজি নিয়ে কথা বললাম, আমি একটু দেখি কম্পিউটারটা অন করি। কিছু কাজ আছে, কাজ টাজ সারি। তো ভালো থাকবেন। অবশ্যই আপনার সাথে আবার কথা হবে। অসংখ্য ধন্যবাদ।
হ্যাঁ। জ্বি। জ্বি। জ্বী। জি, জি। হু, হু। হ্যাঁ। জ্বী। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। <chuckles> জী, জী। জি আপনিও আপনিও সেক্ষেত্রে সে এস সবসময় ভালো থাকবেন। আপনার সুস্থতা কামনা করি। অ্যা জি। আপনার রাতটা ভালো যাক, শুভরাত্রি। ধন্যবাদ। উম জ্বি।
জি, আপনাকেও। ভালো থাকবে। শুভরাত্রি। ধন্যবাদ।

হ্যাঁ আসলেই এখন পর্যন্ত এটা হচ্ছে কিন্তু।
সেক্ষেত্রে দেখুন এখন সেকেন্ডেই, সেকেন্ডেই চলে যাচ্ছে এবং তারা খুব দ্রুত আসতে পারতেছে, তাই না? তো হ্যাঁ।
একদম ঠিক বলেছেন। এটা খুবই চমৎকার একটা আবিষ্কার তাই না? যে সেকেন্ডে, সেকেন্ডে ইনফরমেশন আমার পৌঁ পৌঁছে দিতে পারছি। তো আপনার জন্য একটা ছোটখাটো ইয়ে ছিল যেহেতু আপনি আমাকে information বলছেন। আ যেটা হচ্ছে টেকনিক মানে টেকনোলজি এসেছে তাই না? এখানে নির্বাচক প্রভার নিয়ে মানে আপনার কি কোনো চিন্তা আছে বা আবিষ্কার আছে? অ অভি অভিজ্ঞতা আছে?
হ্যাঁ, তা তো অবশ্যই। হ্যাঁ, তা তো অবশ্যই তো জী বলুন। জ্বি। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, নিত্য তো হ্যাঁ অবশ্যই আছে। মানে এটার কোনো অবগ অবকাশ নেই আরকি। মানে নেতিবাচক প্রভাব বলতে আপনার ভালো দিকগুলো অনেক আছে যেমন আপনার আমি সেদিন অফিসে গিয়েছিলাম। হ্যাঁ? <smacks lips> তো আমাদের যে আপনার কি বলে অ্যা প্রাকৃতিক দুর্যোগের কারণে যে আমাদের তো জানুন এটা common সমস্যা। প্রাকৃতিক দুর্যোগ দিলেই বিদ্যুৎ কিন্তু চলে যায়। <smacks lips> তো আমার ল্যাপ ল্যাপটপে অফিসিয়াল ল্যাপটপে আমার সবকিছু ফাইল-টাইল সব লেখা ছিল এবং সিলেক্ট করা ছিল। তো আমি খালি আমার বলল যে ফোন দিয়ে ইতিমধ্যে কিন্তু কারেন্ট নেই। হ্যাঁ, আমাকে জাস্ট মেইল করে দিছিল যে "তুমি এই অ্যা রিপোর্ট গুলো সব বের করে আনবা। এবং এটা একটা স্ট্যাম্প এবং সিগনেচার সবকিছু করে নিয়ে আসবা। হ্যাঁ?"
হুম। আচ্ছা আচ্ছা। উহ হু। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। যাচ্ছে। ওহ! হ্যাঁ, আচ্ছা।